হ্যাঁ, এটা কিন্তু আসলে আপনি একটা দারুণ কথা তুলেছেন। কারণ এরকমটা আসলে দেখা যায়। বর্তমান সমাজে কিন্তু সমাজব্যবস্থাটা এমনই হয়ে গিয়েছে যে, মানুষ কিন্তু আসলে মানুষকে এ তার কাজের মাধ্যমে আসলে মূল্যায়ন করে এবং আ দেখা যাচ্ছে যে, এটা অ্যা একটা ইতিবাচক দিক অবশ্যই আছে। আবার নেতিবাচক দিকও আছে। কারণ দেখা যাচ্ছে যে, আমার কাছে কিন্তু মনে হয় অ্যা ব্যক্তিগতভাবে আমার কাছে কিন্তু সব কাজকেই আসলে ভীষণ ভালো মনে হয় এবং সম্মানের সাথেই আমি সব কাজকে আসলে দেখে থাকি। কারণ আমি বিভিন্ন সময়ে আমার জীবনে বিভিন্ন ধরনের কাজের সাথে আসলে আ যুক্ত হয়েছি। সেটা হয়তোবা অনেক ছোটো কাজ থেকে অনেক বড়ো কাজ পর্যন্ত আসলে ছিল। এ এ মানে একটা ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। একটা সময় কিন্তু আসলে আমি দেখা গিয়েছে যে, আ এই যে, যে, আমি অ্যা স্টুডেন্ট পড়াতাম তো এর আগে কিন্তু আমার অবস্থা ভীষণই খারাপ ছিল। তো তখন এরকমও হয়েছে আমি কখনো বা ওই যে, অ্যা জোন হিসেবে কাজ করে না মানুষের বাড়িতে। আ দেখা যাচ্ছে ফসল, ফসল কাটার জন্য যেমন ধরুন ধান, ধান কাটার জন্য বা ধান রোপণের জন্য কিন্তু আসলে মানুষের জমিতে কাজ করা যায়। তো আমি সেটাও কিন্তু আসলে করেছি একটা সময়। আ কারণ আমি কিন্তু আসলে কাজকে এরকমভাবেই দেখি এবং কা মানে একটা কাজ সম্মানের সহিত, হুম, কাজ তো কাজই, হ্যাঁ। কিন্তু ওই যে, আপনি যেমনটা বলছিলেন যে, আসলে কিন্তু দেখা যাচ্ছে যে, আ বর্তমান সমাজের লোকেরা কিন্তু আসলে চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যেমন সরকারি চাকরিগুলো। এই ধরনের বড়, বড় চাকরিগুলোকে আসলে একটু অন্যরকমভাবে সম্মান করার চেষ্টা করে এবং বাকি যে, মূল্যায়ন করেন হুম, হুম, হুম, এবং বাকি যে, মানুষগুলো তাদেরকে দেখা যাচ্ছে যে, ওরকমভাবে আসলে মূল্যায়ন করে না। তো আসলে আমি যখন টিচার ছিলাম, হ্যাঁ। অবশ্যই টিচারের যে, পেশা এটা একটা সত্যি একটা সম্মানের জায়গা এবং ভীষণ সুন্দর একটা পেশা। তো সেই জায়গাটা থেকে কিন্তু তারা আমাকে যে, যথেষ্ট আসলে মূল্যায়ন করতো এলাকার মানুষ। আ তবে আরেকটা জিনিস আমি খেয়াল করেছি যে, এই যে, যে, যখন আসলে আমি এরকমভাবে টিউশন ই পড়াতাম না বা এর আগে যখন আসলে ওই যে, যেমনটা বলছিলাম একটা অভিজ্ঞতা যে, মানুষের জমিতে আসলে কাজ করেছে হ্যাঁ, ছোটোখাটো যখন হ্যাঁ, হ্যাঁ। ওই কাজগুলো আসলে যখন করতাম তখন যেভাবে আসলে দেখত তো পরবর্তী সময়ে দেখা গেছে যখন আ শিক্ষকতা করছিলাম তখন আমাকে সম্পূর্ণ অন্যরকমভাবে দেখতো এবং সম্মান করতো এবং পরবর্তী সময়ে যখন আসলে উম আ বাইরে চলে গিয়েছি দেশের বাইরে তখন কিন্তু দেখা যাচ্ছে যে, আমার প্রতি তাদের যে, একটা মনোভাব সেটা আরও বেশি বদ <chuckles> আরো বেশি বদলে গিয়েছে এবং তারা আমাকে আমার সাথে আরো অন্যরকমভাবে আরও স্পেশাল ভাবে আসলে আ আমার সাথে ব্যবহার করছে, হ্যাঁ। তো এই ব্যাপারটা আমি দেখেছি কিন্তু আমার সত্যি বলতে এই ব্যাপারটা আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কারণ, আমি মনে করি যে, সৎভাবে উপার্জন করাকে আসলে সম্মানের সাথে দেখা উচিত এবং অ্যা সব ধরনের শো পেশাগুলোকেই আসলে অ্যা একইভাবে সম্মান করা বা মূল্যায়ন করা উচিত।
হুম, হুম। তা তো অবশ্যই। আসলে প্রত্যেকটা কাজই কিন্তু সম্মানের। অবশ্যই। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। আসলে কাজ তো কাজই। সেটি তো আসলে ছোট বড় ব্যাপার নেই। হুম, হুম। মূল্যায়ন করে। সে মানুষটাকেই অন্যভাবে মূল্যায়ন করে। তা তো অবশ্যই। হুম। ছোটখাটো আপনি আসলে শুরু করেছেন, হ্যাঁ। দৃষ্টি ভঙ্গি একদমই বদলে গিয়েছে। <chuckles> ফিট করা শুরু করে।